না যেটি হয়েছে ফুপুকে দেখেছি যে পিঠার একটা প্রচণ্ড আয়োজন। মানে দেখা গেছে ওনাদের পিঠা বানাতেই মনে হয় দেখেছি যে ১০ ১২ জন মই আ ছিল যারা হেল্পিং হ্যান্ড। আসলে ওনারা কাজই ওনাদের সারাদিন ধরে পিঠাই বানাচ্ছে, পিঠাই বানাচ্ছে আর ১-২ পদের পিঠা না। এমনও পিঠা আছে যেটির নামও আমি কখনো জানি না মানে আমি দেখিও নাই ওনাদের সিলেটি ট্র্যাডিশনাল পিঠা।
হু, হু।
মানে জিনিসগুলো ছিল। আর আরেকটা জিনিস হচ্ছে যে আমরা যখন য যাই তখন দেখতে তো আসলে আ মেহেদি, হলুদ, টলুদ কিছুটা ফিউশন তো অবশ্যই আছে। তো সেইক্ষেত্রে আরেকটা হচ্ছে যে ফুফুরা হচ্ছে জাল ফেলে। মানে একদম ফ্রেশ মাছ উঠাবে।
বুঝতে পেরেছি। হুম, হুম, হুম। জাল ফেলে মানে?
আ পুকুরে জাল দিয়ে মাছ ধরবে। এটাকে উনারা জাল ফেলা বলে। তো আমরা
আচ্ছা, আচ্ছা। এটা কি আসলে নতুন বৌয়ের জন্য বা নতুন জামাইয়ের জন্য করা হয় তো?
না এটা যারা, যারা আমরা আছি আমরা গেস্ট গেছি আমাদের জন্য। আর জামাইয়ের জন্য তো আলাদা। যেটি করেছে কি বৌ আদর বলে ওনাদের মধ্যে এক ধরনের ট্র্যাডিশন আছে। জামাই আদর যেরকম হয় বউ আদর বলে এরকম। বউ যখন আসে বউর জন্য এরকম হচ্ছে একদম তুলে এনে শাশুড়ি আমি মানে আমার ফুপিকে দেখেছি আমার ফুপির যে ওনাদেরকে দেখেছি শাশুড়িরা মিলে এটা রান্না করে। আর সেটি করে কি বৌ আদরে ওনার জন্য পিঠা নানা পদের পিঠা হাতে বানানো মিষ্টি, তারপর হচ্ছে গিয়ে নিজেদের পুকুর থেকে তুলে আনা মাছ, আস্ত মাছ। নিজেদের ঘরে পোলা পোষা হচ্ছে মুরগি মানে যত ধরনের আইটেম আছে দেখা গেছে
আচ্ছা, আচ্ছা। <chuckles> আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা। বাহ! তাহলে তো এখন শুনে মনে হচ্ছে সিলেটে বিয়ে করা উচিত। <chuckles>
<chuckles> এটা শুনে আমি ওরকম ফুফুর সাথে মজা করতেছিলাম যে আ এটা আসলে তোমাদের এখানে আসা দরকার। ফুফু বলছে ঠিক আছে তাহলে আমি ব্যবস্থা করি ওরা হাসতে খুব মজা হয়েছে এটা নিয়ে।
<chuckles> সেটাই। <chuckles> কারণ মানে সব জায়গায় কিন্তু সাধারণত দেখি যে জামাইদেরকে বেশি আদর করা হয়। হ্যাঁ নতুন বউয়ের একটা আলাদা, আলাদা আদর থাকে বাট ওই জামাই আদরটাই বেশি থাকে।